আচ্ছা সেটা তো বটেই আপনার বয়সের সাথে পোশাক আ ক্রমাগত ভাবে মার্জিত হবে বা মানানসই হবে এটা স্বাভাবিক। এ এবং সেটাই হওয়া উচিত অবশ্যই। যেটা আপনি বলছেন, এবং আপনি সেক্ষেত্রে এইভাবে গড়ে তুলেছেন নিজেকে সেটাও আ সত্যিই ভালো ব্যাপার। কিন্তু আ জানতে চাচ্ছি যে, আগে কি ধরনের ড্রেস পড়তেন, আগে কি হয় না যে, অ্যা একটু রংচঙা ড্রেস আর এখন হয়তোবা আ সবের ভিতরেই শালীনতা বজায় রাখা সম্ভব কিন্তু ওই যে, খুব বেশি রংচঙা অ্যা মানে বিভিন্ন রং বেরঙের ড্রেস আর একটা settle কলার এর ড্রেস তো এই ধরনের কোন পরিবর্তন কি আছে কিনা?
উম উহুম। হ্যাঁ, আগে বেশ রংচটা কালার এর ড্রেস পরা হতো। যেমন ধরেন যে, লাল, বেগুনি, একদম লাল উম কটকটা যেগুলো থাকে ওরকম টাইপের ড্রেস পরা হতো। মানে আসলে যেই বয়সের আসলে যেই রুচিটা থাকে। তো দেখা যেত যে, ফ্রেন্ডদের সাথে শপিং এ গেলাম। ফ্রেন্ডরা এরকম ড্রেস চুস ক চুস করছে তো আমিও তাদের সাথে, সাথে দেখা গেল যে, একটা রংচটা, রংচটা টাইপের ড্রেস চুস করলাম। তো সেই ক্ষেত্রে দেখা যেত আগেও মার্জিতভাবে চলা হতো। এখনো মার্জিতভাবে চলা হয়। তবে আগের যেই মানে থাকে না যে, কালার এর যেই আ বিচারটা সেটা ওই সম দেখা যেত অন্যরকম ছিল। এখন একটু আসলে লাইট কালার বা হচ্ছে হলো গে যেইসব ড্রেস পড়লে আমাকে একটু comfort লাগবে বা আমি একটু আরামসে চলতে পারব। এরকম বিষয়গুলো আসলে মাথায় থাকে।
আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। এক রঙের। আচ্ছা, আচ্ছা। এই comfort এর কথা বলে একটা জিনিস অ্যা মনে এলো, একটা জিজ্ঞেস না করে পারছি না। সেটা হচ্ছে এখন যদি বলা হয় যে, অ্যা, অ্যা comfort নাকি trend কোনটা বেছে নিবেন আপনি? মানে সবসময়ের জন্যে।
হুম, হুম। আচ আচ্ছা। আসলে ট্রেন্ড দেখেন আসবে আর যাবে। তো সেই ক্ষেত্রে হয় কি যে, comfort এর যে, জায়গাটা সেটা কিন্তু সবসময়ই রাখা উচিত। হ্যাঁ? কারণ আপনি যদি comfort ই ফিল না করেন তাহলে কিন্তু আপনি কোন কিছুই আসলে ধরে রাখতে পারবেন না। না স্টাইল, না হচ্ছে হলো গিয়ে ট্রেন্ড কোনটাই না। তো সেক্ষেত্রে আসলে যেকোনো বিষয় আসলে comfort টা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমার ক্ষেত্রে।
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। একদম।